হ্যাঁ, আসলে দেখেন যে সমাজে চলতে গেলে কিন্তু এই যে ট্রেন্ড বা হচ্ছে হল গিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ? সেক্ষেত্রে এই বিষয়টা হয় যে, আসলে ট্রেন্ডটাকে কিছুটা হলেও আসলে ফলো করা হয়। তবে যে নিজের স্টাইলটা, মানে ট্রেন্ডটা কিন্তু আসবে আর যাবে সময়ের সাথে, সাথে। কিন্তু আপনার যে নিজের স্টাইল বা ব্যক্তিত্বটা, সেটা কিন্তু একদম থাকে না, যে একদম স্ট্রং থাকবে, বা একটা বিষয় নিয়ে একদম পারফেক্ট থাকবে। তো সেই ক্ষেত্রে আসলে নিজের যে স্টাইলটা, ওই যে বললাম, যে আমি আসলে হিজাবটা পরিধান করি। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু হিজাব পরিধানের যে স্টাইলটা, সেটা কিন্তু এখনো মানে সেমভাবেই আছে। মানে ধরেন, আমি যদি কোনো একটা ওড়ন মানে ড্রেসের সাথে ওড়না পরি, তো সেই ওড়নাটার সাথে আমি হিজাবটা এমনভাবে পরিধান করি যে, আসলে বোঝাই যায় না যে সেটা আসলে ওড়না দিয়ে পড়েছি, নাকি আসলে আলাদা একটা হিজাব ক্যারি করছি, হু? তো সেক্ষেত্রে এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে মেইনটেইন এখনো করছি। তো তবে হ্যাঁ, ট্রেন্ডের কথা যেটা বললাম, যে এখন দেখবেন যে আসলে ট্রেন্ডের মধ্যে আসলে কিভাবে পোশাক পরছে সবাই। সবাই কিন্তু দেখবেন যে একটুখানি ঢিলেঢালা পোশাক পরছে। পাকিস্তানি ভাইবটা আসলে রাখার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে হয় কি? পাকিস্তানি ভাইবটা না হলেও, স্ট্রেইট কাট এ যেই আ এখন যেই আ থ্রি পিসের যে কাটিংগুলো হয়েছে, তো সেরকমটা করা হয়। এবং ঢিলেঢালা পোশাকটা আসলেই এমনিতেও দেখা যায় যে অনেকটা শালীন দেখায়, হ্যাঁ? তো আমি আসলে উ বেশ ছোটবেলা থেকেই ঢিলেঢালা পোশাক পরে অভ্যস্ত। আমার মা আসলে ঢিলেঢালা পোশাকেই পড়াতেন। একদম টাইট ফিটিং সে পছন্দ করতেন না। তো ওই যে, ওই ছোটবেলা থেকে আসলে অভ্যাসটা গড়ে উঠেছে, হুম। তো সেক্ষেত্রে এখন আরো এই যে এরকম ট্রেন্ড হওয়াটা আমার জন্য আরো বেশি সুবিধা হয়েছে। মানে আগে শুনতে হত যে, "তুমি তো একটা খ্যাত। হ্যাঁ, কি পড়ছো? মানে তোমাকে পুরো, মানে থাকে না যে, মানে বস্তা পড়ায় রাখছে।" এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে এখন এসে, মানে আমার কাছে বেশ ভালো লাগে। মানে এই জিনিসটা নিয়ে আসলে শুনতে হয় না।
এ হ্যাঁ। উ হু। স্ট্রং থাকবে, হুম। আচ্ছা, আচ্ছা। মানে স্টা হ্যাঁ, হিজাব পরেছেন বুঝতে পেরেছি। দাঁড়ান। উম জি, জি, জি। একদম। এ হ্যাঁ। বাহ! বুঝতে পেরেছি। <chuckles> আচ্ছা, আচ্ছা। উ হু, হুম। অভ্যাসটা হয়ে গেছে। <chuckles> আচ্ছা, উ হু। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। না, এটা আসলে কিন্তু স্বাভাবিক, যেটা আসলে আপনি বললেন। বা এইরকম কটুক্তি কিন্তু আসলে আ করা যায় যে মানে, হয়ে যায়। অনেকে দে আসলে শুনতে হয় যে, যা যেটা আসলে তার ব্যক্তিগত ট্রেন্ড, সেটা কিন্তু আ আ যে যখন আপনি ই করবেন, আ যে সেটা কিন্তু আসলে আ মাঝে, মাঝে দেখা যায় মানুষ অনেক কটুক্তির স্বরে কিন্তু কথা বলে ফেলে। বা আসলে দেখা যায় যে, আপনি যখন একটা কাজ করছেন, বা একটা কিছু আ করার চেষ্টা করছেন নিজেস্ব স্টাইলে বা নিজস্ব আসলে বা ভালো লাগার ক্ষেত্রে, যেমনটা আপনি বললেন যে, আপনার আ ঢিলেঢালা পোশাক পরতে বা একটু হিজাব পরতে কিন্তু ভালো লাগে বা এটা আপনার আ নিজস্ব আসলে ব্যক্তিগত স্টাইল। কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছু মানুষের আসলে এরকম আসলে আ দৃষ্টি আ মানে ক কটুক্তির স্বরে আসলে কথা বলে ফেলে। তো সেক্ষেত্রে আপনি তাদের আসলে, মানে হয় না যে, একটু সামলানোর যে ব্যাপারটা, সেক্ষেত্রে আসলে আপনি কি চুপচাপ মেনে নিতেন জিনিসটা? নাকি আসলে তাদের আসলে আ সামলাতেন? মানে, বা কিছু আসলে বলে দিতেন?
উম জি। হুম। এক্সাক্টলি।

হ্যাঁ, আসলে আমি আমার ভার্সিটিতে আমি যখন আসলে আ বিবিএ পড়ছিলাম। তো, সেই সময়টাতে হচ্ছিল কি, আমাদের আ একটা হচ্ছিল ক্লাব থেকে আ ডিবেটের মানে অনুষ্ঠান করা হয়েছিল। তো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মানে সবাই আসবেন কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। তো আমাদেরও আসলে আমাদের যে টিম ছিল, তো টিমের মধ্যে বলা হয়েছিল যে আ সবাই হচ্ছিল গিয়ে নিজস্বতা আসলে বজায় রাখতে হবে এখানে। হ্যাঁ? মানে থাকে না যে, আসলে পারিপার্শ্বিক সব অবস্থান থেকে আসলে নিজেকে একটু পুর ফুটিয়ে তুলতে হবে। মানে ডিবেট তো করব। তারপরে হচ্ছিল গিয়ে নিজস্ব স্টাইলটাকে আসলে ওখানে ফুটিয়ে তুলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আসলে একটা শাড়ি পরেছিলাম। হুম? তো শাড়িটাকে এতো এমনভাবে পরেছিলাম এবং আ দেখা গেল যে মানে আমার যে শাড়িটা মানে সচরাচর সবাই যেভাবে পরে সেভাবে আমি পড়ি নাই। আমি একটু মুড়িয়ে পড়ার চেষ্টা করেছিলাম। যেহেতু ওই যে বললাম যে, শালীনতার যে জায়গাটা সেটা আসলে সবার প্রথমে আমার মাথায় কাজ করে যে আমি যদি শাড়ি পড়ি দেখা যাচ্ছে, শাড়ি পরলে কিন্তু অনেকভাবে আসলে শাড়িটা খুলে যাওয়ার একটা ভয় থাকে। তো ওই হ্যাঁ, ওই জায়গা থেকে আসলে আমি বেশ মুড়িয়ে পড়ার চেষ্টা করেছি। একদম শরীলের সাথে জড়িয়ে থাকবে এরকম। মানে থাকে না যে চাদরটা যেভাবে একদম মুড়িয়ে পরে ওভাবে পরেছি। তো যখন আসলে আমি আ আমার হচ্ছিলো গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। তো সবাই আমার দিকে তাকিয়ে ছিল যে, এটা আবার কেমন ধরনের শাড়ি পরেছ? তো মানে সবাই একটু প্রথমে বিব্রত বা হাসলেও দেখা যায় যে, সবাই কিন্তু পরবর্তীতে আসলে বলেছেন যে, না আসলে তোমাকে বেশ সুন্দর লাগছে। আমি আপনাকে যেহেতু হিক ওই যে বললাম যে, হ্যাঁ।
জি। আচ্ছা। হু, হু। সেটাই হু। বাহ! হ্যাঁ, হ্যাঁ। সম্ভাবনা থাকে। হ্যাঁ, একটা ভয় থাকে। রাইট। আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। <chuckles> আচ্ছা, আচ্ছা। হু, হুম। বাহ! দারুণ। তো সেইক্ষেত্রে আসলে আপনার কাছে আরেকটা ছোট্ট আসলে জিনিস জানতে চাচ্ছিলাম। সেটা হলো যে অনেকেই কিন্তু রঙের ক্ষেত্রে বা এই যে, জামাকাপড় কিন্তু রঙের ক্ষেত্রে একটু বা ই তে বিশেষ করে যেহেতু আমরা আসলে ব্রাউন টোনের আসলে মানুষ বা আসলে বাঙালির যেরকম হয়। সেক্ষেত্রে কিন্তু রঙের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হয়। তো এই জিনিসটা মাথায় রেখে কি আপনি সবসময় কাপড় কিনেন?
জি, জি। উ, হুম। হুম, হুম। হ্যাঁ। আসলে আমি একদম ছোটবেলা থেকেই কেন জানি না। মানে জানি না মানে এইটা আসলে আর কে কিভাবে আমার মধ্যে কাজ করেছে। আমি বেশ লাইট কাপড় পড়তে পছন্দ করি। মানে একদম রংচটা রংচটা টাইপের কাপড়-চোপড়, আমার একদমই পছন্দ না। তো সেখানে দেখা যায় যে, একদম সাদা ধবধবাও পরা হয় না। মানে এ থাকে না যে কিছু লাইট চোখের মধ্যে একটা কামনেস নিয়ে আসবে, শান্তি কাজ করবে। এরকম টাইপের আসলে কালার সবসময় আমি পরার পরিধান করার চেষ্টা করি।
হু, হু। বাহ! বুঝতে পেরেছি। হ্যাঁ। চোখের ভিতর। হুম। একদম, একদম।

আসলে ব বলতে গেলে হয় কি মানে যখন আসলে ওই সময়টাতে কিন্তু এত বেশি বুঝতাম না। হ্যাঁ, মা আসলে বানিয়ে দিতেন। তাই হচ্ছিলো গো পড়ছিলাম। বা হচ্ছে মা সবসময় বলতেন যে ঢিলা-ঢালা পোশাক পড়বে। মানে যাতে অশালীন বা হচ্ছে হলো গিয়ে মানে মানুষ কুদৃষ্টিতে যাতে না তাকায়। হ্যাঁ? তো সেফটিটা সবার আগে বেশি হ্যাঁ, এবং যেহেতু আসলে হিজাব ও পড়তাম তো ধর্মভীরুতাও কিন্তু একদ মানে মনের মধ্যে ছিলো। হুম তো সেই ক্ষেত্রে আসলে ওভাবে ক চলার চেষ্টা করতাম। তবে বন্ধু-বান্ধবরা আসলে যখন একটু মজা করতেন বা হচ্ছে হলো গিয়ে আমাকে একটু পিঞ্চ মেরে কথা বলতেন তখন আসলে বেশ খারাপ লাগতো। তো যারা আবার বোরখা পড়তেন, হ্যাঁ, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু আবার অনেকে বোরখা পড়তেন। তো আমি আবার ওদেরকে বলতাম তাহলে তোমরা কেন বোরখা পরো? মানে তোমরাও তো ঢিলে-ঢালা পোশাক পড়ছ। আমাকে যে তোমরা একটু মানে ইয়া করছ। আমি তো হিজাবও হ্যাঁ, আমি তো হিজাবও পড়ছি আবার হচ্ছে হলো গিয়ে স্টাইল ও করছি। তো তোমরাও তো বোরখা পড়ছো। তোমরা কেন কাজ করা বোরখা পড়ো? তোমরা একদম প্লেন প বোরখা পড়ো তাহলে তো আর হলো না। মানে আমিও আজকে ওদের সাথে একটু দুষ্টুমি করতাম। ওরা যেভাবে আমাকে পিঞ্চ মারতো। আমিও পিঞ্চ মারতাম। তবে হুম।
জি। বুঝতে পেরেছি। হু, হু। ধর্মভীরতা হু বাহ! জি। হু, হু। অউ আচ্ছা, আচ্ছা। হুম। কটুক্তি সুরে আসলে বলছে? হু। <chuckles> না, ঠিকই আছে, আসলে হ্যাঁয় জি, জি, জি যা বলছিলেন।
তোপ মানে আসলে কষ্ট দিয়ে কথা বলার যেই জিনিসটা সেটা আসলে বলতাম না। সেটা আসলে পারতামও না। তবে আসলে হ্যাঁ, কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করতাম।
বুঝতে পেরেছি, হু। না আসলে মাঝে, মাঝে কিন্তু আসলে দিতে হয়। কারণ আ দেখা যায় যদি আসলে আপনি একেবারেই আসলে কিছু না বলে চুপ করে বসে থাকবেন তখন কিন্তু দেখা যায় যে আ তা তারা কিন্তু আসলে আপনাকে বারবার বলতেই থাকবে বা সেই আম আব জিনিসটা কিন্তু আসলে বারবার হয়ে থাক একদমই তাই। তো সেক্ষেত্রে এখন কিন্তু আসলে দেখা যায় যে আ ট্রেন্ড এর ব্যাপারটা যদি আসলে বলি, যে আ হয় না? অনেকে কিন্তু আসলে যে ব্র্যান্ড এর জিনিসটা আসলে পড়তে পছন্দ করে। কারণ সেগুলো আসলে ট্রেন্ড এ থাকে। অনেকে আবার চেষ্টা করে যে কম দামের ভেতরে আসলে নিজস্ব আসলে স্টাইল খুঁজে বের করা। যেটাও কিন্তু আসলে আ দেখতে হ মানে গ হয়তো দামে কম দামি কিন্তু দেখতে কিন্তু একদমই কম দামি না। তো এরসব ক্ষেত্রে আসলে আপনি কি চেষ্টা করেন? মানে আপনি কি ব্র্যান্ডটা পছন্দ করেন? নাকি আসলে আপনি চেষ্টা করেন যে বাজেট এর ভেতরে একটু কম দামি জায়গা থেকে আসলে ভালো পোশাকটা চুস করা
একদম। হু। পেয়ে বসবে আসলে। হুম। হুম। হু, হু।

আচ্ছা। আসলে যখন একদম টিনএজ এ ছিলাম, তখন আসলে বুঝা শুরু করলাম যে আসলে না। নিজের একটা স্টাইল বা থাকে না? যে একটা সিগনেচার আ একটা ওয়ে আরকি যেটার মাধ্যমে আসলে আমাকে চেনা যাবে বা আমাকে বোঝা যাবে যে না, এটা একদম আমারই স্টাইল বা এটা একদম আমারই সিগনেচার করা একটা বিষয়। তো সেক্ষেত্রে আমি আসলে হিজাব পড়তাম। তো সেক্ষেত্রে আমি না? হিজাবটাকে একটু ইউনিক ওয়ে তে পড়তাম। যেটা আসলে আমার ফ্রেন্ড সার্কেল এর মধ্যে বলেন বা আমি আশেপাশে যারা সেটা হচ্ছিল কি একটুখানি মুড়িয়ে মানে, যে যেটা আসলে সবাই পড়ে। হ্যাঁ, একটুখানি মানে থাকে না? যে তারা সবাই হচ্ছে হলো গিয়ে একটুখানি বড়সড় হিজাব পড়তো। হ্যাঁ? সামনে একটুখানি ঝুলিয়ে রাখার চেষ্টা করত। সেক্ষেত্রে আমি আসলে পড়তাম না। আমি করতাম কি? পিছনের দিকে সব দিয়ে দিতাম এবং আ দেখা যেত যে আমি এক্সট্রা একটা ওড়না ইউস করতাম, হ্যাঁ? তো ওড়নাটা আবার খুব সুন্দরভাবে মানে বুঝা যেত না, যে আসলে এটা হিজাবের সাথে ম্যাচ করে বা হচ্ছে হলো গিয়ে কি, থাকে না? বা মানে অ্যাটাচ করে নিতাম। মন সবাই মনে করত যে আসলে ওড়নার সাথে আসলে আমি হিজাবটা পরিধান করেছি। আসলে না, হিজাবটা আলাদা এবং ওড়নাটা আলাদা। এভাবে আসলে নিতাম।
হুম, হুম। হ্যাঁ। একদম, একদম। উহুম। উহুম। ও! সেটা কেমন? হুম। হ্যাঁ, হ্যাঁ। ও! আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ম্যাচ করে হুম। হুম, হুম, হুম। অ্যাটাচ করে। হিজাবটা পড়েছেন, আহ! বাহ! দারুন। হ্যাঁ, আসলে শুনে কিন্তু আসলে একটু বেশ ইউনিক লাগছে বা এইরকম কিন্তু আসলে এই যে, স্টাইল এর মাধ্যমে কিন্তু যেটা আপনি বললেন যে, নিজের পরিচয় কিন্তু আসলে খোঁজা পাওয়া যায়। বা এই যে আপনাকে কিন্তু আসলে দেখেই চিনতে পারতো হয়তো সবাই যে আপনি এটা আপনি কিগ বি আ কারণ হচ্ছে, আপনি সেই স্টাইল টা আপনার নিজের ভিতরে ছিল বা আপনি নিজের মতো করে সেই স্টাইল টা আসলে আব আ কো গড়েছেন। তো সেক্ষেত্রে আসলে যখন আপনি আসলে নিজের স্টাইল টা খুঁজে পেয়েছেন তো, সেক্ষেত্রে আপনার ১ম আসলে ই ছিল মানে অনেকে হয় না? যে, একটু আ মানে ছোটবেলা থেকে আসলে আ একটা আলাদা একটা ভাবা মানে ভাবা যে নিজের স্টাইল সম্পর্কে। অনেকে কিন্তু আবার বড় হয়ে কাউকে দেখে ইন্সপায়ার হওয়া। তো আপনার ক্ষেত্রে আসলে কি হয়েছিল মানে, আপনি কি নিজে থেকেই আসলে করেছিলেন নাকি কাউকে দেখে ইন্সপায়ার হয়েছিলেন?
উম জি। একদম। হুম। হুম, হুম। উম জি। না আসলে আ আমি বেশ ছোটবেলা থেকেই না? একটু সাজুগুজু টাইপের আসলে মানে থাকে না যে, কিছু মানুষ একদম সাজুগুজু পছন্দ করে? তো আমি সাজুনি ছিলাম। আমার সবাই আসলে আমার বাসায় সবাই বলত না "সাজুনি খালা," হ্যাঁ? <chuckles> দেখা যেত যে সবসময় ঠোটের মধ্যে একটা লিপস্টিক থাকতো। বা লিপস্টিক শেষ হয়ে গেলে বাবাকে সবসময় বলতাম। মানে উঠতে বসতে, উঠতে বসতে শুধু বাবাকে বলতাম, "বাবা আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, বাবা আমার লিপস্টিক শেষ হয়ে গেছে।" তো বাবা বাধ্য হয়ে পরে আমাকে লিপস্টিক এনে দিতেন। তো সেই ক্ষেত্রে আসলে মানে নিজের যে স্টাইল টা সেটা একদম ছোটবেলা থেকেই আসলে আমি ক্রিয়েট করে ফেলেছিলাম। তো পরবর্তীতে আসলে বড় হয়ে বুঝলাম যে না, মানে স্টাইল তো করেছি। এন তো এই যে নিজের যে, সি সিগনেচার বা আলাদা একদম সবার থেকে আলাদা যেটা আসলে মানে আমার মতো করে কেউ করে না। এরকমটা আসলে চিন্তাভাবনাটা এসেছে। তবে ছোটবেলা থেকেই আসলে স্টাইল করার যে বিষয়টা, সেটা আসলে দেখা যেত কি? টেলিভিশন দেখে আসলে থাকে না, যে ইন্সপায়ার হওয়ার যে বিষয়টা? সেটা হয়েছি। কিন্তু পরবর্তীতে যখন আসলে বুঝা শুরু করলাম পারিপার্শ্বিক যে অবস্থানগুলো, তো সেখান থেকে আসলে নিজের সিগনেচার স্টাইল গুলো তৈরি করার চেষ্টা করেছি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আ আচ্ছা। বাহ! হুম। দারুন। উহুম। বুঝতে পেরেছি। ও! হুম, হুম ইন্সপায়ার হওয়া বিষয়টা, <smacks lips> দারুন।